হ্যাঁ। চমৎকার বললেন আপনি স্মৃতির একটা দরজা। শুধু সঙ্গীত বা শুধু গান না। হ্যাঁ? এই এটা একটা কাহিনী, একটা ঘটনা, একটা গল্প, উ যা বলেন সবই। জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হ্যাঁ এই গানটা জুড়ে। একদম <chuckles>
স্মৃতির দরজা। আচ্ছা। আচ্ছা ঠিক। বুঝতে পেরেছি। আ বেশ ভালো লাগলো এই ব্যাপারটা শুনে যে আপনার জীবনের একটা অংশ। তো আপনার কি এরকম কখনো হয়েছে যে, আপনি একটা আ সুনির্দিষ্ট গান বাজাতে চাচ্ছেন কিন্তু অন্য কেউ কি এটা শুনতে পছন্দ না বা আপনি এতবার বাজিয়েছেন যে অন্য কেউ শুনতে চায় না। এরকম কি কোন ঘটনা আছে?
ন্যা খুব আছে। আমার তো মনে হচ্ছে আপনি বুঝলেন কিভাবে। সেটা হচ্ছে যে যখন একটা বয়স ছিল অনেক অল্প বয়স। আ একটু ভালো লাগে টিনেজ থাকলে আপনি বুঝবেন। সেই সময় একটা গান খুব ভালো লেগে গেল। আমার তখন ক্যাসেট প্লেয়ার এর যুগ। আ একটা ক্যাসেটের এপাশ ওপাশ পুরো একটাই গান এবং আমি সারাদিন সেই গানটা শুনছি। সেটা হচ্ছে যে যদি বলেন কি গান? <chuckles> গানটা হচ্ছে যে, 'আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও।' একপাশে Kishore Kumar-এর, একপাশে Lata Mangeshkar-এর গান <laughs> তো এক মানুষ বিরক্ত হয়ে গেল। ওটা দিলেই বলতো এই বন্ধ কর। <chuckles>
ক্যাসেট প্লেয়ার এর যুগ এটা। হুম, কি গান? আচ্ছা, আচ্ছা, ঠিক। লতা মস মঙ্গেশকরের <chuckles> আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মোদ্দাকথা আপনি বলতে চাচ্ছেন যে আ শৈশবে যেই ক্যাসেট গুলো পাওয়া যেত আপনি সেই গানটা আ সেই ক্যাসেট দিয়ে কিন্তু কিশোর কুমার আর লতা মঙ্গেশকরের গান কিন্তু শুনে থাকতেন। যেটা কিন্তু আপনার আশেপাশের মানুষজন কিন্তু পছন্দ করত না। আর বারবার বলত যে আর
হ্যাঁ, হ্যাঁ। মানাম বিরক্ত হয়ে গেল এতবার শুনেছি যে সেই কারণে বিরক্ত। <chuckles>
আচ্ছা আর আর বাজিও না অনেক বাজিয়েছ, থাক। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আপনার কি এরকম অ উৎসবে কি মানে এরকম ক্যাসেট সচরাচর আপনি কিনে থাকতেন আ উৎসবের সময়?
অনেক বাজিয়েছি। হ্যাঁ। <chuckles> হ্যাঁ। সেটাই। হ্যাঁ, আর আমার তো ক্যাসেট প্লেয়ার ছিলই। গান শুনতাম নিজেও আমার আ প পড়া নিজস্ব আরকি শোনার জন্য যেখানে পড়াশোনা করেছি। আ রুমে থাকত। আ আর ক্যাসেট তো আমরা পছন্দ মতো গান ক্যাসেট রেকর্ডিং এর দোকানে যেয়ে গান দেখে, দেখে সিলেক্ট করে বলতাম যে এগুলো রেকর্ড করে দিবেন। <chuckles> আমাদেরকে। হ্যাঁ,
পছন্দ মতোই গান, হ্যাঁ। রেকর্ড করে দিবেন। এটা বেশ একটা ভালো কৌশল বললেন যে, আগে কিন্তু দেখা যেত যে ক্যাসেটে কিন্তু গান ভরে নিতে হতো যেয়ে দোকানে। তো একটা ভালো একটা স্মৃতি মনে করিয়ে দিলেন। আচ্ছা, তার সাথে যদি আপনি বলতেন যে আ আপনার কি এরকম কখনো হয়েছে যে আ মানে আপনি আগে যেই গানগুলো শুনতেন সেটা কি আজকের মানেও কি একই রকম নাকি একটু হলেও পরিবর্তন এসেছে?
হ্যাঁ, হ্যাঁ।। একদম।